আমি তো দেখেছি যে আমার সন্তান কী হবে, সেই কল্পনাটা পিতা-মাতা করে অন্যদের সঙ্গে শেয়ার করে যে, "আমি তো আমার ছেলেকে ডাক্তার বানাতে চাচ্ছি, এখন দেখা যাক কী হয়।" হ্যাঁ? মানে ছেলের অ্যা বহন ক্ষমতা কতটুকু, সেটা অ্যা উম বিচার বিশ্লেষণে না নিয়ে বাবা-মাই তার শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে একটা নিজের জায়গা অবস্থান তৈরি করে নিয়েছে। তো হ্যাঁ।
হুম। হ্যাঁ। না। তৈরি করে ফেলে, হ্যাঁ। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। <chuckles>
নিয়ে ফেলেছে, ঠিক তাই। তো উম শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে সন্তানের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সে বুঝতে পারে যে আমি সাইন্স নিয়ে পড়ার ক্যাপাবিলিটি রাখি কিনা অ্যা কিংবা আমার কোনো বিষয় কঠিন মনে হয় কিনা। এখন আমি সায়েন্স নিয়ে পড়ি নাই কিন্তু আমি BCS ক্যাডার যদি হতে চাই, তাহলে কিন্তু আমি আর্টস নিয়েও হতে পারি। তো এ সেক্ষেত্রে বাবা-মায়ের দৃষ্টিভঙ্গি একটা বড় বিষয় যেমনটি আপনি বলছিলেন যে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যে বাবা-মায়ের প্রত্যাশা, সেটা যদি সন্তানের থেকে ভিন্ন হয়, তাহলে পরিবারে একটা দ্বান্দ্বিক যে একটা সমস্যা হয়, এটা একেবারে অকাতরে বলা চলা বলা চলে।
<chuckles> তো হুম। অবশ্যই। হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। না, না। এটা কিন্তু আসলে আপনি দারুণ বলেছেন। আ এর এরকমটাই কিন্তু আসলে হয়। কারণ যেমনটা আপনি বলছিলেন যে মা-বাবা কিন্তু দেখা যাচ্ছে যে আ মানে ছেলে-মেয়ে কী কী পড়ছে বা তার ক্যাপাবিলিটি টা ঠিক কতটুকু হ্যাঁ, হ্যাঁ, আ তো তারও তারও তো একটা পছন্দ-অপছন্দ থাকতে পারে। তো এটা আসলে অনেক সময় বিচার বিশ্লেষণ না করে, তারাই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, এটা আসলে উম একদিক থেকে কিন্তু আসলে তাদের একটা প্রত্যাশা বা একটা আশা থাকে সাদ মানে ছেলে-মেয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে। সেদিক থেকে আসলে করে। কিন্তু ওই যে যেটা বলছিলেন যে অ্যা যখন এই ২ আসলে মি মানে অ্যা এক হয় না বা ম্যাচ করে না, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা আসলে তৈরি হয়ে যায়। তো অ আপনার কি উম দেখা বা আপনার জীবনে কি এরকম কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যেখানে আসলে দেখা গিয়েছে যে অ্যা এ এরকম ধরনের একটা দ্বন্দ্ব বা এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে? যদি সে গল্পটা একটু বলতেন?
না, ডাক্তার বানাবো বলেই দেয়। <chuckles> নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি। জি, জি। জি, জি। ঠিক তাই। বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জি, আমার জীবনে ঘটেনি। তবে আমার বড় আপার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে শেয়ার করি। তো আমার বড় আপার দুটো মেয়ে। এরপরে সে নিয়াত করল যে, "আমার যদি এবার ছেলে হয়, তাইলে আমি হাফিজ লাইনে দেব।" মানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। তো আমি অ্যা যখন সে হলো তো তারপরে সে তাকে সেই রকম জায়গায় ভর্তিও করে দিল। কিন্তু সে মেধার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিল না। সে ওখানে চাপটা কোনোভাবেই নিতে পারছিল না। জি। আবার এদিকে এক একটা নিয়ত করে রাখা, সেক্ষেত্রে থেকে আবার পিছু হটানোও যাচ্ছিল না। এরকম একটা জায়গায় আমি একদিন গিয়ে বললাম হ্যাঁ, একটা ধর্মীয় একটা জায়গায় একটা বিষয় ছিল। তো মানে এমন কোনো অ্যা বিষয় বাচ্চাকে চাপিয়ে দেওয়া ঠিক না যেটা সে নিতে পারছে না। এটাতে হিতে বিপরীত হতে পারে এবং পরবর্তীতে সে দেখা গেল উন্মাদ বা পাগল হয়ে যাচ্ছে। অথবা সে ওখান থেকে ছুটে চলে যায় সে এমন বাসায়ই আর ফিরবে না। ওই চাপটাই সে নিতে পারছে না। এমনও দেখা গেছে যে সন্তান পালিয়ে গেছে। অনেক কিন্তু এরকম ইতিহাস রয়েছে। তো সেখানেই আসলে হ্যাঁ, তো শিক্ষনীয় অনেক কিছুই আছে আমরা যেটা ওভারলুক করে যাই। আবার দেখোও না দেখার ভান করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে "আমি কী হব, কী হব না, সেটা বাবা-মা যদি ঠিক করে দেয়, তাহলে পড়াটাও বাবা মায়েরই করা উচিত। আমার না। কারণ এ যেটা আমি পারি কী পারি না, এটা আমার বাবা-মা কীভাবে বুঝবে?" তো তাইলে পড়াটাও তারাই করে দিক, ডাক্তারটাও তাই হোক, ইঞ্জিনিয়ারটা তারাই হোক।
আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম। ও। নিতে পারছিল না, হ্যাঁ। পিছু হটানো যাচ্ছে আবার ধর্মীয় একটা জায়গায় পড়ানোর ব্যাপার থাকে সেখানে। হু, হু, হু। নিতে পারছে না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, এরকম অনেক ঘটনা কিন্তু সব দেখা যায়। হু, হু। হু, হু। হুম। <laughs> এটা কিন্তু সত্যি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ এটা আপনি দারুণ বলেছেন। হ্যাঁ। <laughs> এটা আপনি দারুণ বলেছেন। আসলেই যে আ সন্তান কী পারছে বা না পারছে, এটা আসলে বোঝার একটা ব্যাপার অবশ্যই রাখা উচিত। কারণ আপনি যেমনটা বললেন যে প পড়াশোনা যদি এরকম ঠিক করে দেয় আ যে কী হতে হবে, এটা ঠিক করে দিলে আসলে পড়াশোনাটা মা-বাবাকে করতে হয়। মজা ছলে বললেন আসলে আ ব্যাপারটা অনেকটা ওরকমই। তো অ
<chuckles> <giggles> <giggles> না, ব্যাপারটা আসলে ঠিক তাইই কিন্তু যে এ দেখুন হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। কারণ আ স অ ছেলে-মেয়ে না পারলে, তখন তো দেখা যাচ্ছে যে তার আরো এটা আরো হিতের বিপরীত হচ্ছে যেমনটা বলছিলেন। আ বিভিন্ন ধরনের সমস্যা আ খুব খারাপ পরিস্থিতিও তখন আসলে পড়ে যায়। তো এই যে, যে একটা আ দ্বন্দ্ব বা একটা টান পোড়ান আ মা-বাবা এবং সন্তানের মাঝ মাঝে, তো এই ব্যাপারগুলোকে আসলে কীভাবে একটুখানি আ স্বাভাবিকে আনা যায়? আপনি কী মনে করেন যে কোন, কোন দিকগুলোতে আসলে একটুখানি সতর্ক থাকা উচিত?
জি, জি। জি, জি।

হু, হু। আ এটা কিন্তু আপনি সত্যি দারুণ বললেন যে আ মা-বাবার উচিত আসলে তার শিক্ষার পরিবেশটাকে যতটা আ সম্ভব তার উপযোগী করে তোলা। কিন্তু আসলে তার সিদ্ধান্তটা আসলে নিজেদের সিদ্ধান্ত তা তার উপরে আসলে চাপিয়ে দেওয়াটা নয়। এটা আরেকটা চমৎকার কথা বলেছেন যে আসলে এটা নিরধারি নির্ধারণ হবে আর সময় এবং পরিস্থিতি অনুযায়ী যে আসলে পড়াশোনা করে তার সন্তান আ কোন পর্যায়ে আছে, বা সেই সময় অনুযায়ী তা সে আসলে কোনটা আ করতে পারবে। সত্যি এই ব্যাপারটা কিন্তু সত্যি দারুণ। এটা আসলে একটুখানি আ সবার ভিতরে আ থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসলে হয় না। আ তো আরেকটা জিনিস বেশ হুম, হুম, তো আরেকটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে। কখনো, কখনো তো এরকম হয়ে যায় যে দেখা যাচ্ছে যে ধরুন আ ছোট সময়ে যেমনটা আপনি বলছিলেন যে আ ছোট সময়ে বা, এ মাধ্যমিকের পর পরবর্তী সময়ে তো আসলে বিভিন্ন ধরনের grouping করা হয়। বা মাধ্যমিকের সময়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে group এর ব্যাপারটা চলে আসে। তো এই সময়টাতে অনেক সময় যেমন আপনার মা-বাবা বা, আপনাদের সময় আপনাকে আসলে science দিয়ে দেওয়া হয়েছিল। তো এই সময়টাতে কি হয় বাচ্চারা তো খানিকটা ছোট থাকে। তো সেক্ষেত্রে তাদের আসলে তেমন একটা কিছু করার থাকে না। তো পরবর্তী সময় যখন বাচ্চারা একটুখানি বড় হয়ে যায়, বা আ একটু আপার জায়গায় চলে যায় তো সেই সময়টাতে যখন এই ধরনের সিদ্ধান্ত আসলে মা বাবারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আসলে আ ঐ শিক্ষার্থী বা বাচ্চাদের আসলে করণীয়টা কি হতে পারে?
নিশ্চয়ই তাই। নিশ্চয়, নিশ্চয়ই। উমহুম। জি, জি। জি, অথবা এড়িয়ে চলা যাবে সমস্যাগুলো ঠিক তাই। হুম, হুম। জি, জি। জি, জি। জি। জি, জি। আ দেখুন আমাদের কখনো, কখনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে না। আপনি যেমনটি বলছিলেন যে আমি যখন আ teenager আমি যখন high school এ পড়তেছি, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময- আমার স্বাধীনতাটা আমি দেই দেওয়া হয়নি। এটা আমাদের পিতামাতা অভিভাবকদের কাছে গচ্ছিত রয়েছে। সুতরাং সেই সময় science কি arts নেব সেটি কিন্তু আমার পিতা মাতাই ঠিক করে দেয়। যেমনটা আমরা বলছিলাম যে আমাদের আমাদের সঙ্গে প্রত্যাশা যখন মেলে না। আমি যদি বলি যে "না আমি সাইন্স দিতে পারব না।" আ তখন বাবা মা হয়তো রাগ করে যে "কেন পারবি না তুই পড়াশোনা ফাঁকি দিতে চাস, তুই পড়তে চাস না, সাইন্স নিতে তুই এখন ভয় করবি" এই এবিসিডি কথাবার্তা বলে। তো যেটা হচ্ছে সেটা হলো যে নির্ধারণ করে দেওয়া না। নিশ্চিত করা যে তার কোন লেখাপড়ার ক্ষেত্রে কোন জায়গায় আমার ঘাটতি আছে কিনা। নির্ধারণ করবে সন্তান নিজেই। কিন্তু যখন তাকে প্রভাবিত করতে চাচ্ছে বাবা-মা তার যে বয়সটা সেটা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করার মত বয়সে নেই। তখন যদি বাবা-মা সেটা ঠিক করে দেয় সেটা হয়তো কোন ক্ষেত্রে ঠিক আছে যে তার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তার মেধাকে যাচাই করে একটা তার সঙ্গে আলোচনা করে সেটাকে সেখানে সেট করে দেওয়া। তাহলে হয়তো ঠিক আছে। কিন্তু চাপিয়ে দেওয়া যদি হয় তাহলে সেটা ঠিক নেই।
<chuckles> দেওয়া হয়নি হ্যাঁ। হ্যাঁ, একদম। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। <laughs> ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে। <chuckles> হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। আর পা সিদ সেট করে দাওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আমাদের বন্ধুদের মধ্যেই খুব কথা চালাচালি হতো যে আমরা সায়েন্স নিয়ে পড়বো। আর্টস নিয়ে পড়ে হচ্ছে মেয়েরা। এরকম একটা বিষয় আমাদের পরিবারগুলোতে সেই সময়ে একটা প্রচলন ছিল। তো আর্টস নিয়ে পড়ে মেয়েরা ছেলেরা পড়ে সায়েন্স নিয়ে এবং আমাদের পরিবারের বড়ো হ্যাঁ, এটা হচ্ছে লজিক এবং বড়োরা হচ্ছে সেইভাবেই আমাদেরকে শিখিয়েছে যে, আ আর্টস কেনো নিয়ে পড়বি? তুই সাইন্স নিয়ে পড়বি, তুই বিজ্ঞানী হবি, তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি। তুই কেনো আর্টস নিয়ে পড়বি? তুই কি ই ই মানে ওটা এমন একটা বিষয় ছিল পরিবারের বড়দের। যে আমরা বুঝতাম যে আর্টস নিয়ে পড়া মানে সে একেবারে কোনো ধরনের ছাত্রই না। সে হচ্ছে সবচেয়ে কম কম মেধাবী ছাত্র। তো সাইন্স নিয়ে পড়লাম। সুবাদে কি হলো ইন্টারমিডিয়েট এ গিয়ে টে আমি পদার্থেও ১ সাবজেক্ট এ ফেইল করলাম। তো এইযে তাদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন না না বুঝেই যে ঝাঁপ দেয়া সেখান থেকে কিন্তু আমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেলো। তো এইরকম আসলে মনে পড়ছে আপনার এই প্রশ্নটা শুনে যে আসলে বাবা-মায়ের প্রত্যাশা যদি ভিন্ন হয় আমার পড়াশোনার ক্ষেত্রে কিংবা আমার জীবনের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে তাহলে পরিবারে একটা কোথাও না কোথাও একটা দ্বান্দ্বিক আ জায়গা তৈরি হ হবে। জি।
হু, হু, হুম। আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। এটা একটু অদ্ভুত। <chuckles> আচ্ছা, আচ্ছা। উ হু, হু। ছাত্রই না হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। <chuckles> ও আচ্ছা। <chuckles> চাপ দেওয়া হ্যাঁ। হুম, এটা কিন্তু দ্বান্দ্বিক একটা পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি আপনি দারুণ বলেছেন, যে এরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়ে যায় এবং আ আপনার যে একটা অভিজ্ঞতা যেটা আপনি আসলে বললেন আ যে আপনার জীবনে যে একটা সমস্যা ঘটে গিয়েছে সত্যি এটা শুনে খারাপও লাগছে, কারণ আ এরকমটাই হয় যে আ পরিবারে হ্যাঁ জীবনেরই অংশ অবশ্যই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওইযে যে আপনার যে আ স্বাভাবিক যে পড়াশোনার যে গতিটা সেটা তো আসলে বিঘ্নিত ঘটলো এটার মাধ্যমে হ্যাঁ এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে আ ওইযে যে পড়াশোনায় যে একটা মনোযোগ দেওয়ার ব্যাপারটা তারপরে পড়াশোনায় আপনার যে স্বাভাবিক যে আ গতিটা সেটা যে বা বাধাগ্রস্থ হওয়ার কারণে কিন্তু আপনার পড়াশোনা দেখা যাচ্ছে অনেক বড় একটা প্রভাব পড়ে থাকে বা অনেকেরই কিন্তু আসলে পড়ে থাকে। তো সেক্ষেত্রে আ আপনার কি, কি ধরণের সমস্যা হয়েছিল আ যদি একটু বলতেন?
জ্বি। হ্যাঁ, হ্যাঁ, না, এটা জীবনেরই অংশ। <chuckles> জ্বি, জ্বি। বিঘ্নিত হয়েছিল। নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বি, জ্বি। প্রভাব পড়ে, জি, ঠিক তাই।